উম, ঠিকই বলেছেন। যে, আসলে দেখুন না, আসলে যেমন হচ্ছে অনেক সময় কি হয় যে, আসলে FaceBook আইডি হ্যাক হয়ে যায়। এবং হ্যাক হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের আ নিজস্ব ব্যক্তিগত যারা পরিচিত রয়েছে এবং অনেক তথ্য আমরা কিন্তু FaceBook এ অনেক সময় কালেক্ট করে রাখি, তখন কিন্তু সেগুলো কিন্তু অন্যের হাতে খুব সহজে চলে যাচ্ছে। এই যে, আসলে ব্যাপারগুলো, তখন কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেটার দ্বারা কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আমি আসলে দেখেছি যে, একবার হচ্ছে একজনের ID আসলে হারিয়ে গিয়েছিল আমাদের এলাকারই। তো এরপরে হচ্ছে আ তাকে হচ্ছে তার হচ্ছে কিছু হয়তো আ ভিডিও টিডিও ছিল, নিজস্ব কোনো ব্যক্তিগত। তো সেগুলো সে তার হাতে চলে যায় এবং তাকে বিভিন্নভাবে আসলে আ cyber bullying করে. এবং হচ্ছে বলে যে, তুমি এত টাকা দাও। তো শেষমেষ কিন্তু সে আত্মহত্যার যে, পথটা সেটাই কিন্তু বেছে নিয়েছে। তো আমার কাছে মনে হয় যে, আসলে নিজেদের যে, আসলে আ যে, হচ্ছে ব্যক্তিগত তথ্য রয়েছে সেটা যদি আসলে আ সুরক্ষা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলছি এই কারণগুলোতে। তো এজন্য আমার কাছে মনে হয় যে, আসলে আ ব্যক্তিগত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। উম <tsk> একদম ঠিকই বলেছেন। যে, আসলে ব্যক্তিগত তথ্য এই যে, আসলে সুরক্ষার জন্য। আমার কাছে মনে হয় কিছুটা যদি সরকারও যদি কিছুটা দায়িত্ব পালন করে, যেমন সাইবার নিরাপত্তা অ্যাক্ট যে যেহেতু আমাদের দেশে আছে, কিন্তু আমাদের AI এর জন্য কিন্তু কোনো নিরাপত্তা অ্যাক্ট কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় নাই। হয়তো ভবিষ্যতে হয়তো তৈরি হবে। এবং AI কে ব্যবহার করেও কিন্তু বর্তমানে কিন্তু নানানভাবে কিন্তু অনেক ভিডিও ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং যারা বড়, বড়, স্টার রয়েছেন হুম, একদম ঠিকই বলেছেন। তো, তো, এই ক্ষেত্রে
হুম। চলে যায় এক্সাক্টলি। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হয়রানি করতে থাকে। অত্যন্ত দুঃখজনক। হুম, হু, হুম। হুম, হু, হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি! এ সচেতন থাকা দরকার আসলে এই ব্যাপারগুলোতে। হুম। হুম। হুম, হুম। আচ্ছে। হয় নাই। হুম, হুম। উমহু, বোঝাই দুষ্কর কোনটা সঠিক, কোনটা ভুল, এটা বোঝা যায় না। মানে খুব নিখুঁত হয়তো, জিনিসগুলা সাধারণ চোখে আসলে বোঝা কঠিন। আর ২য় ব্যাপার যেটা আছে যে, আসলে এই যে, আ আপনার আ প্রযুক্তিকে তো আর আমরা অস্বীকার করতে পারব না, তাই না? সো, এটা আমাদের লাইফে এসেছে এবং এটা থাকবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আসলে নীতি নির্ধারণী পর্যায়ে সরকারি যে, মহলগুলো, সেগুলোতে কিন্তু আরো সচেতনতার প্রয়োজন আছে। তাদের কিন্তু আসলে এখন থেকেই এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ কী হতে পারে, সেটা কাটিয়ে ওঠার জন্য কী করতে হবে, এগুলো ভাবা দরকার। প্রযুক্তির সুবিধা নেওয়ার সঙ্গে, সঙ্গে, যদি আসলে এখানে সচেতনতা এবং সীমারেখাটা নির্ধারণ করা না যায়, তাহলে তো ভবিষ্যতে দেখা যাবে যে, বিভিন্ন রকম দুর্বৃত্তায়ন আরো বেড়ে যাবে। নিয়ন্ত্রণ করা কিন্তু আরো কঠিন হয়ে যাবে।
উঁহু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। উঁহু, বলুন। উঁহু। উম, সেটাই। উঁহু। উঁহু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।

হুম। আসলে প্রযুক্তির এ যে ব্যাপারগুলো রয়েছে, যদিও আরো আসলে আ সামনে কিন্তু আসলে আ virtual reality নিয়ে কিন্তু আসলে Meta কিন্তু announcement দিয়েছে, যে তারা কিন্তু আসলে একটি ত্রিমাত্রক আসলে আ জগৎ তৈরি করে ফেলবে। যেখানে হচ্ছে আপনার হচ্ছে আত আপনার হচ্ছে আ নামটা আসলে ভুলে গেলাম। আ সেটা আসলে দিয়ে কিন্তু আসলে আমরা সেই জগতে প্রবেশ করতে পারবো। ওইযে চোখে পড়ে, কি জানি একটা বলে? আ যাই হোক। তো আ সেটার মাধ্যমে কিন্তু সু হুম, হুম, তো সেক্ষেত্রে আসলে এইযে আসলে জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, একদম, একদম। ওটাই। সেটাই। সেটার মাধ্যমে কিন্তু আসলে প্রযুক্তি আরো কিন্তু আসলে উন্নত হ থেকে আরো উন্নত হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে উন্নতর পাশাপাশি যদি আমাদের এইযে আসলে আ যে হচ্ছে এ ডেটাগুলো রয়েছে, personal data। সেটাকে যদি আসলে সংরক্ষণ করার জন্য যদি নিজেরাই যদি কোনো একটি ভালো ব্যবস্থা গ্রহণ করে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে নিজের স নিজের আসলে নিরাপত্তা ঝুঁকি কিছুটা হলেও কমবে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এটাকে ব্যবহার করে কিন্তু আমার আ লোকেশন থেকে শুরু করে সবকিছু যেকোনো আসলে অপকর্ম আমার জীবনের কিন্তু কোনো নিরাপত্তা থাকছে না একটি ফোনের কারণেই। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আসলে এই নিরাপত্তাগুলো দেওয়া উচিত। উহুম।
হুম। হু, হুম। হু, হুম। ওকে। ওকে। ওটা হচ্ছে ওইযে আপনার ওইযে ইয়া আ virtual reality র যে goggles ওইগুলো। Headset। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। না, এটা ঠিক। হুম, হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। সবচেয়ে বড় ব্যাপার আপনার live location টা কিন্তু always সে জানতে পারছে। আপনি কোথায় যাচ্ছেন আ মা এতে কিন্তু সবই জানা যায়। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, সে জানে আপনি কোথায় খেতে যান। আপনি কোনো একটা ব্যাংকে service নিতে গিয়েছে্‌ উ যার আপনার লোকেশনে access আছে সে জেনে গেলো যে আপনার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। মানে কি যে একটা আ মানে অসুবিধা যদি এটা নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়। আসলে সরকারি এবং বড়, বড় প্রতিষ্ঠানগুলো tech কোম্পানিগুলোর উদ্যোগেই আসলে এই ব্যাপারে আ পদক্ষেপ দরকার, যে তারাও নিশ্চিত করবে যে উম উ ডাটাগুলো সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে এবং সরকারেরও আসলে নীতিমালা দরকার যে যারাই ব্যবসা করবে, তাদেরকে নী নীতিমালার আ যে সুরক্ষার যে নীতিমালা সেটাকে ফলো করে বিজনেস করতে হবে।
একদম। ঠিকই বলেছেন। হু, হু। হুম। একদম। হুম, হুম। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ, একদম।
Otherwise পসিবল না আসলে।

<chuckles> হ্যাঁ, আসলেও দেখুন না আসলে এই যে আসলে স্মার্টফোন বা মোবাইল ফোনের আসলে এই আধুনিকতায় আ সবকিছু চলে এসে কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের ছবি থেকে শুরু করে সবকিছু অনেক ব্যক্তিগত তথ্য রয়েছে, যেগুলো কিন্তু আমরা আসলে পাবলিকলি কিন্তু শেয়ার করি। এবং আজকে আমার মন ভালো নাই সেটা কিন্তু আসলে আমরা হচ্ছে পাবলিকলি পোস্ট করছি। বিভিন্নভাবে আসলে মানুষকে জানিয়ে দিচ্ছি। এবং অনেক সময় কি হয়? যখন হচ্ছে আমাদের কোনো ছবি সেটাকে সে কালেক্ট করে আ ডিপ ফেক নামের হচ্ছে একটি AI আছে। তো সেখানে কিন্তু আসলে যখন দিচ্ছে তখন কিন্তু হুবুহু কিন্তু তার আ ফেস নিয়েই কিন্তু আসলে একটি ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে। এবং সেখান থেকে কিন্তু আসলে বিভিন্নভাবে হচ্ছে অনেককে হচ্ছে কিন্তু আ হুমকি বা হচ্ছে বলে যে হচ্ছে আপনার, "এই ভিডিও গুলোকে আসলে শেয়ার করে দিবো।" বিভিন্নভাবে আসলে সাইবার বুলিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু হ্যাঁ, একদম, একদম। সেটা আসলে হয়। এই যে আসলে অপরাধগুলো সেটা কিন্তু আসলে পার্সোনাল তথ্য, এই যে আসলে আমরা নিজেদের ছবি শেয়ার করি। এই কারণগুলো তো কিন্তু হচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু AI কিন্তু আরো ভয়ংকর হয়ে উঠছে। আ যদিও আসলে AI কিন্তু আসলে আমাদেরকে ট্রেন করানোর জন্যই আসলে তৈরি করছে। আমাদের মেধা শক্তিকে যেন আরো আ বাড়িয়ে তুলি সেক্ষেত্রে এটার জন্যই কিন্তু এসেছে। কিন্তু আমরা কিন্তু আসলে মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু অপব্যবহারের যে দিকটি সেটা নিয়ে কিন্তু একটু বেশি আসলে হু, হু।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। মানে ব্ল্যাকমেইলিং এর একটা ব্যাপার ঘটে থাকে পারসন এর সাথে। এক্সাক্টলি। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, অপব্যবহারের আসলে যেকোনো প্রযুক্তি আপনি সেটা যেটার কথাই বলুন। সব প্রযুক্তির অপব্যবহারের একটা সুযোগ তো আছেই। আর দুনিয়ার সবাই সাধু না, তাই না? এটাও তো সত্যি কথা। কিছু মানুষ চেষ্টা করে আসলে মানে ন্যায় অন্যায় যেভাবেই হোক আ উ ওটা তারা কেয়ার করে না। তারা চিন্তা করে তাদের যেটা উদ্দেশ্য বা তাদের যেটা লাভ ওটাই তাদের। এরকমও তো ঘটে
হ্যাঁ। হুম, হুম। হুম। একদম। হু, হু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।
তো এই সমস্ত ক্ষেত্রে আসলে উ দেখা যাচ্ছে যে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে, ব্যক্তির ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়াবে। মানে ইশ্যু হয়ে দাঁড়াবে গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং মারাত্মক অ আ একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেটা আসলে আম আমরা তখন সইতেও পারবো না, কিছু বলতেও পারব না। কারণ অলরেডি আমাদের তথ্য আমাদের দেওয়া শেষ। আবার যা আমাদের সাথে হচ্ছে, সেটা আমরা সহ্য করতে পারছি না। এমনও হয়ে বসতে পারে।
হু, হু। একদম। হুম, হুম। একদম।